আ অবশ্যই এগুলো আসলে আমাদের স্বাধীনতাকে এমনভাবে সীমাবদ্ধ করেছে দেখা যায় যে, আ এমন কিছু অ্যালগরিদম এর মাধ্যমে তারা কিছু আ সামনে কিছু আ নির্দিষ্ট কিছু তথ্য দেয় আমাদেরকে দেখা যায় যে, কিছু মতামতও তুলে ধরে যেটা আসলে আ দেখা যায় আমরা যেহেতু এটার পেছনে অনেকটা খানিক আকর্ষিত বলা যায় যে আমরা অনেকখানি নির্ভরশীল হয়ে গিয়েছি এই আমাদের আ প্রযুক্তির উপর। তো দেখা যায় এইসব কোম্পানিগুলো আমাদেরকে কিছু নির্দিষ্ট রকমের ত্যথ তথ্য দিয়ে থাকে যেগুলোর বাইরে আসলে আমরা কিছুই জানতে পারি না। বলতে পারি এবং দেখা যায় কি যে অনেক এ্যাপে আছে অনেক অ্যাপ্লিকেশন আছে যেগুলো আসলে আ আ কিছু শর্ত তাদেরকে আমরা দেখা যায় যে যখন ইনস্টল করি এগুলো দেখা যায় যে তারা আমাদেরকে কিছু শর্ত দিচ্ছে। তো দেখা যায় যে সেগুলো আসলে আমাদের মেনে নিতে হয়। হ্যাঁ।
হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। <chuckles> হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ বিশেষ করে দেখেন হ্যাঁ। যেমন দেখেন যে আ Google
হ্যাঁ, হ্যাঁ।
Facebook, আবার Apple, আবার Microsoft আছে এর মধ্যে আবার অ্যামাজন ও আছে। এসব বড়, বড় টেক কোম্পানি গুলো কিন্তু দেখেন আমাদের যে পার্সোনাল ডাটা
জি, জি। হ্যাঁ। হু, হু। জি, জি। হ্যাঁ, হ্যাঁ।
এই ডাটা গুলো কিন্তু তারা নিয়ন্ত্রণ করে থাকে।
অবশ্যই, অবশ্যই। এবং এই ডেটা গুলো কিন্তু আসলে আমরাই দিয়ে থাকি তাদেরকে কারণ তারা অনেক সময় অনেক কিছু চায় অনেক দেখবেন আপনি একটা মোবাইলে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করলেই আপনি দেখবেন যে আপনার কাছে অনেক রকমের ওরা আ এগ্রিমেন্ট দেয় যে আসলে এটা মানছি কিনা এগ্রি করছি কিনা। তারপরে হচ্ছে গিয়ে এমন কিছু হ্যাঁ আবার পারমিশন ও দিয়ে দিতে হয় কিন্তু তাদেরকে অনেক সময় যে আসলে আমার ফোনের যে কনট্যাক্ট হতে শুরু করে অনেক কিছুই আছে যেগুলোর পারমিশন তারা চেয়ে থাকেন। দেখা যায় এগুলো না দিলে আমরা ওগুলো ব্যবহারও করতে পারছি না।
এবং হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, আ পুরো ডিটেইলসটা আ সম্পূর্ণ আরকি হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। <chuckles> আ এটা আসলে আ আমি আপনার সাথে একমত। আবার যে আবার আবার যেমন দেখেন আমরা কিন্তু আমার অনেক তথ্য তাদেরকে নিজেরাই দিচ্ছি। যেমন সার্চ হিস্ট্রি, <chuckles> মেসেজিং বলেন, আবার ভার্চুয়াল অ অডিও বলেন, ভিডিও বলেন এবং মনে করেন যে আমাদের লোকেশন সবই কিন্তু আমরা নিজ ইচ্ছায় তাদেরকে দিচ্ছি।
জি, জি। হ্যাঁ। হু, হু। আচ্ছা। জি, জি। হ্যাঁ। জি, জি। হ্যাঁ।